সাম্প্রতিক সময়ে আমি একটা বিষয় নিয়ে খুবই বলা যায় যে একটু দুশ্চিন্তায় আছি। আ মনটাও ভীষণ খারাপ বলা যায় যে উম আগের মতো আর উ দেখা যায় কাজগুলো ঠিকঠাকভাবে করতে না পারায়। থাকে না? যে একটু আ দুশ্চিন্তা করা বা এলোমেলো লাগা। আবার যখন এলোমেলো হচ্ছি তখন নিজের উপরেই দোষারোপ নিয়ে আসছি। তো নিজের উপর যখন দোষ দিতে যাই কাজগুলো ঠিকমতো করতে পারি না। তখন একটা মিশ্র অনুভূতি তৈরি হয়ে যাচ্ছে আমার নিজের মধ্যে। তো এতটাই খারাপ লাগা তৈরি হয়েছে। যে আ কী করা উচিত? কী করব? কীভাবে নিজেকে সামলাবো? এই জিনিসগুলো নি বুঝেই উঠতে পারছি না। তো ভাবছিলাম কারোর কাছ থেকে যদি একটু পরামর্শ পাওয়া যেত, তাহলে খুবই ভালো হতো। এটার জন্যই আর কি বলা যায় যে কয়েকদিন ধো থেকে চিন্তা করছিলাম।
উম হুম। উম হুম। উম হুম। ওকে। ওহহো! আচ্ছা নিশ্চয়ই। আ আসলে আপনার এই অবস্থাটা শুনে বেশ খারাপই লাগলো। এই যে একটা অনিশ্চিত অনুভূতির কথা বললেন এবং আপনি একটা মানসিক চাপের মধ্যে আছেন। সেটা আপনার কথাতে একটু বোঝাই যাচ্ছে। তো আসলে কি বলবেন? যে কেন আপনার সাথে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হল, পিছনের ঘটনাটা কী?
আ আসলে বর্তমানে কি হয়েছে, আ দেখা যাচ্ছে সকালে ওঠাটা আমার জন্য এক ধরনের বলা যায় কি যুদ্ধ বা, সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ? আমার রুটিনটা এরকমটা কখনোই আগে ছিল না। বলা যায় যে, খুবই রুটিন মাফিক চলার চেষ্টা করতাম। কিন্তু এখন কি হয়েছে অ্যালার্ম বাজে, অ্যালার্ম বন্ধ করে দেই। হ্যাঁ? শরীর আর আগের মতো সাড়া দেয় না। মানে থাকে না যে, "সকাল হয়েছে, ঠিক আছে, উঠে পড়তে হবে, কাজ আছে। প্রতিটা আ শিডিউলের কাজ তো রুটিন অনুযায়ী সব কাজগুলো শেষ করতে হবে।" এখন অ্যালার্ম বাজলেও শরীরটাও নাড়া দেয় না। দেখা যায় যে মনটাও নাড়া দিচ্ছে না। তো একটা বলা যায় কি যে, ইম নিজেকে অলসতার মধ্যে দেখতে পাচ্ছি। ইভেন এরকম হয়েছে যে আগে তো ভোরবেলার দিকে ওঠার অভ্যাস ছিল। ছোটবেলা থেকে বলা যায় কি যে, বাবা-মা ওই অভ্যেসটা খুব রেখেছেন যে, নে সকাল, সকাল ঘুম থেকে ওঠা। আবার দেখা গিয়েছে যে রাতের বেলা তাড়াতাড়ি একটু ঘুমোতে যাওয়া।
আহা। হু, হু। ওহ হো! হু, হু। হু, হু। অহ হো! হু, হু। হু, হু। রাইট।
কিন্তু, এখন যখন একটু কাজের চাপে পড়েছি, কাজ করতে হচ্ছে। শরীরটাকে আরো বেশি ফিট রাখা দরকার। সেখানে এসে কোনো না কোনোভাবে আমি আমাকে দেখতে পাচ্ছি যে না আমি সকালে উঠতে পারছি না। অলস লাগছে, উম একদম গা ভারি, ভারি হয়ে যাচ্ছে
হু, হু। আচ্ছা। একটু বলবেন কি হুম, হুম। একটু বলবেন কি আপনার ঐ অ্যা আসলে ঠিক কত কখন আপনি ঘুমাতে যান? আর বললেন সকালে ওঠার অভ্যাস ছিল। আগে কখন উঠতেন? আর এখনই বা কখন কয়টার দিকে উঠেন? কতটুকু দেরি হচ্ছে? মানে আপনার মোট ঘুমের সময়টা কতক্ষণ?
সত্যি বলতে, আগে তো আমি একদম ১১ টার মধ্যেই ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ? ১১ টার মধ্যেই ঘুমাতাম। আর সকালবেলা দেখা গিয়েছে যে ৬ টা নাগাদ উঠে যেতাম ৫ঃ৩০ ৬ টা। মানে এরকম সময় আমি টের পাবই। এমন না যে এলার্ম দিয়ে আমাকে উঠতে হবে।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম।
কিন্তু এখন ঘুমাতে যেতেও একটু লেট হয়। রাতের ঘুমটাও clear ভাবে হয়না। সেক্ষেত্রে সকালে উঠতে, উঠতে দেখা যায় যে ৭ টা ৮ টা বা বেজে যাচ্ছে, আমার সকালের ঘুম একদমই পুরোপুরি হচ্ছে না। আর ওঠার পর মাথা ভারী লাগে, মনটা ভারী হয়ে থাকে
আচ্ছা। হুম।
কেমন জানি ওঠার পরেও শক্তি পাই না শরীরের মধ্যে এইযে কাজ করার energy গুলো পাই না। মানে একটা আবারও ঘুমঘুম ভাব লাগে, হ্যাঁ? যে তখন হতো কি সকালবেলা উঠে নিজের জন্য নাস্তা পানি রেডি করে আমার যেই আ কাজগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে একটা রুটিন মাফিক চালায় নিতাম আমি। কিন্তু এখন দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে কোনোরকম নাস্তা কিছু একটা খাচ্ছি, না খাচ্ছি হ্যাঁ? ক্লাসের জন্য বেরিয়ে পড়ছি, ক্লাস সেটা একটু দেরিতে থাকলে দেখা যায় যে ঘুমটা আরও বেশি করে ঘুমাচ্ছি। মানে সবকিছু একটা বলা যায় যে এলোমেলো হয়ে গিয়েছে। তো কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক depression লাগছে এইজন্যই যে আমি আসলে সকালের টাইমটাকে utilize করতে পারছি না হয়তোবা সকালবেলা উঠে আমি কিছু skill develop করতে পারতাম, বলা যায় যে ক্ষেত্রে আমি বলবো একটু ইংলিশের ক্ষেত্রে reading skill গুলো পড়তে পারতাম। বা দেখা যাচ্ছে থাকে না? ঠিক আছে অনেক কিছুই আমি চেষ্টা করতে পারতাম। কিন্তু সেগুলো যখন পারছি না, মনে, মনে এই জিনিসগুলো আমাকে অনেকটাই অ্যা ব্যথা দিচ্ছে যে আসলেই আমি বা দে দেখা যাচ্ছে যে দিন, দিন নিজের উপর এত অবহেলা করছি, নিজের টাইমটাকে ভালোমতো কাজে লাগাতে পারছি না। এটা নিয়ে মনটা ভীষণ খারাপ বলা যায়।
হুম। উ হুম। উ হুম। বুঝতে পারলাম। উ হুম। ওহহো! হুম। আচ্ছা। উ হুম। হুম। শুনে বেশ অ্যা কষ্টই পেলাম আসলে আপনি এ নিজেকে অনেকটা দোষী করছেন। আ আবার আপনার যে কাজগুলো প্রয়োজনীয় মনে করছিলেন সেই কাজগুলো আপনার সঠিকভাবে সম্পাদন হচ্ছে না, তবে একটা বিষয় আবার একটু নজর কাড়লো, আ সেটা হচ্ছে আপনি বলছিলেন, অ যে ঘুমোতে যেতে বেশ দেরি হচ্ছে আবার উ হ্যাঁ, হ্যাঁ, তারপর আবার সকালে ঘুম থেকে উঠছেন ৭ টা, ৮ টার দিক থেকে সেটা কিন্তু বেশ দেরি আসলে। আ ৭ টা, ৮ টা যদি আপনি দেরি করে উঠেন তখন স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে আপনার স দিনটা কিন্তু দেরিতে শুরু হলো। আর যখন দিনটা দেরিতে শুরু হয়, আপনি সবগুলো কাজই কিন্তু আস্তে, আস্তে আ সংকুচিত হয়ে যাবে। কাজের যে সময়সূচি আছে এটা আপনি কিন্তু আর আ মেইনটেইন করাটা কঠিন হয়ে যাবে। তো আ ওই সময়টা আপনি skill development এর কথা বললেন, সেটাও কিন্তু আর সহজে সম্ভব না। যেটা আপনার ক্ষেত্রে হচ্ছে আর যার কারণে আপনার মনটা খারাপ। আ তাহলে একটু কি বলবেন যে, কী কারণে আপনার একটু ঘুমোতে যেতে দেরি হচ্ছে? এটা কি আগে থেকেই অভ্যাস নাকি নতুন কোন ঘটনা আপনার সাথে ঘটেছে আ যার কারণে আপনার ঘুমোতে যেতে এতটা সময় লাগছে?
জি, জি। হ্যাঁ। আ ঘুমোতে যেতে সময় লাগছে একটা হয়েছে যে এখন তো screentime টা বেড়ে গিয়েছে। হ্যাঁ? এখন দেখা গিয়েছে যে একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকলে কখন যে ১১ঃ০০-১২ঃ০০ even ১২ঃ০০-১ঃ০০, ২ঃ০০ বেজে যায় এটা বোঝা যায় না। এটা একটা হয়েছে। আর এখন এমন হয়েছে যে, সারাদিন ব্যস্ত থাকার কারণে দেখা যাচ্ছে যে খুব একটা ফোন চালাতে না পারায়, রাতের সময়টাতে বেঁছে নেই যে ঠিক আছে একটু আ সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবো, বা একটু দেখা গিয়েছে যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি। হ্যাঁ? ফোনের মধ্যে, মানে ম্যাসেজিং করে গ্রুপের মধ্যে, থাকে না যে আড্ডা দেওয়ার ব্যাপারগুলো? এগুলো হচ্ছে। আবার দেখা গিয়েছে যে মাঝে মধ্যে অ্যা অ্যাসাইনমেন্ট করতে যেয়েও যখন একটা দিন লেট হয়ে যায়, মানে এখন না একটা অভ্যাস হয়ে গিয়েছে যে কখনোই আমার আর ১১ঃ০০ দিকে হ্যাঁ, রাত জাগার একটা অভ্যাস আর ১১ঃ০০ দিকে কখনোই আর ঘুম পায় না। মানে এখন মনে হয়েছে কি যে আমার ঘুমের রুটিনটা একদম fixed হয়ে গিয়েছে যে ২ঃ০০ দিকে আমার ঘুম পাবে বা ২ঃ০০, ২ঃ৩০ দিকে, মাঝে মাঝে তো এমনও হয়েছে যে ঘুম পাচ্ছে না, অস্থির লাগছে ঠিক আছে মানে ফোন চালিয়েই যাচ্ছি, চালিয়েই যাচ্ছি এদিকে মনে হচ্ছে যে আযান দিয়ে দিবে। মানে ফজরের যে আযান, ভোর হয়ে গিয়েছে। এরকম একটা অবস্থা হয়ে যায়।
হুম, হুম। ওহ। হুম, হুম, হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। তা হয়। ওকে। হুম, হুম। রাত জাগা। হুম। হুম। হুম, হুম। হুম, হুম। হুম। আমি হুম। আমি বলবো কি, আসলে আপনি অ্যা আসলে যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে আপনার দিনটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। অ্যা রুটিনটা ঠিক নেই। তো এইজন্য আপনাকে সাধুবাদ জানাই। অ্যা কারণ এটা থেকে শুরু আপনার শু শুধরে নেওয়ার যে জায়গাটা। তো রুটিনটা আপনাকে একটু reorganize করতে হবে। হ্যাঁ? এবং এটা আমার আম পরামর্শ থাকবে আপনি শুরুটা করেন আপনার ঘুমানোর সময়টা ঠিক করা নিয়ে। আসলে আপনি যদি early ঘুমোতে যান, তাহলে বাকি কাজগুলো সম্ভবত automatically ঠিক হয়ে যাওয়ার পথে চলে আসবে। তারপরও বাড়তি কিছু কাজ করা উচিত। আ আপনি বললেন যে, আগে ১১ঃ০০ মধ্যে ঘুমোতে যেতেন। এখন আপনি ১১ঃ০০ মধ্যেই ঘুমোনোর আবার চেষ্টা করুন। আসলে অন্যান্য যে উম সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, আপনি ৮ঃ০০, ৯ঃ০০ মধ্যে বা আ রাতে খাওয়ার আগে বা একটু পরে ২ টো মিলিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় যে সময়গুলো আছে সেটা ঠিক করে ফেলুন। আপনি ১০ঃ০০ - ১০ঃ৩০ মধ্যে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনটা অফ করে দিন। অথবা প্রয়োজন যদি মনে করেন, আপনি মোবাইলের নেটওয়ার্কটা বন্ধ করে দিতে পারেন। তাহলে হবে কি আপনার এই ঘুমানোর যে অভ্যাসের যে বিষয়টা আছে, এটা ফিরে আসার সুযোগ পাবে। আরেকটা হচ্ছে যে ঘুমোনের পরিবেশটা একটু আপনি পর্যালোচনা করে দেখেন যে এটা পর্যাপ্ত আরামদায়ক আছে কিনা? বাইরের শব্দ বা আলো আসতেছে কিনা? এটাও অনেক সময় distraction হিসাবে কাজ করে। আর অ্যা সকালে ওঠার জন্য আপনি কিন্তু অ্যালার্ম সেট করে রাখতে পারেন। হ্যাঁ, আপনি বলছেন যে অ্যালার্মটা উঠে আবার আ বন্ধ করে দেন। সেক্ষেত্রে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের একটু বলতে পারেন আপনাকে যেন একটু ডেকে দেয় যদি অ্যালার্মটা না হয়। তো এই জায়গাটা প্রথমত একটু কাজ করুন। এরপরে হচ্ছে সারাদিনের যে রুটিনটা আছে, এটা নিয়েও আপনাকে কিছু কাজ করতে হবে। সে পরামর্শ আমি দেব ছোট করে। তো এই ২টা কাজ কি করা আপনার পক্ষে সম্ভব হবে?
একদম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, একদম। জি, জি। আ হ্যাঁ অবশ্যই যেটা আপনি চমৎকার একটা ১ম এ বললেন যে নোটিফিকেশনগুলোকে অফ করে দেওয়া। আমি সত্যি বলতে মানে নেটওয়ার্ক অফ করার বিষয়টা মানে ওয়াইফাই বা যেটাই হ হোক না কেন, এটা যদি অফ করে থাকি তো সেক্ষেত্রে আমি কোনো নোটিফিকেশন পাবো না। তো মোবাইলটার দিকে আমার concentrate যাবে না। এটা একটা চমৎকার আইডিয়া দিয়েছেন আপনি। তো এটা যদি ফলো করি তাহলে আমার কাছে মনে হয় যে অনেকটাই উপকৃত হব আমি। কারণ ফোনটাই তো বলা যায় যে আমার রাতের ঘুমের জন্য সবথেকে বেশি ব্যাঘাত ঘটায়, আ তবে ঘুমটা ঠিক হলে হয়তো বা সকালবেলার অ্যালার্ম বা এই জিনিসগুলো আমার কাজে দিতে পারে।
হুম। রাইট। হুম, হুম। জি।
উম কারণ আমি তো আগে ওই আ ফোনটা নিয়ে, আগে অবশ্য অতটা ফোন চালাতাম না বা আগে ওই অভ্যাসটা ছিল না। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে সকালবেলা তাড়াতাড়ি উঠার অভ্যাসটা হয়ে গিয়েছে। আপ আশা করা যায় এই জিনিসটা আমার কাজে দেবে আরকি।
ওকে, হ্যাঁ। রাইট। অবশ্যই আমিও সেটা বিশ্বাস করি এটা আপনার কাজে দেবে। আর সারাদিনে বলছিলেন বেশ কাজের চাপ থাকে, এটাও আসলে এ দেরি করে ঘুমোতে যাওয়ার একটা কারণ। তারপর আপনি অনেক সময় অ্যাসাইনমেন্টটা নিয়ে আসেন। তো সেক্ষেত্রে আমি বলব যে সময়ের কাজটা যদি আপনি সময়ে করে ফেলেন আ এটা কিন্তু খুব জরুরি আরকি। আমরা অনেকেই কাজটা ফেলে রাখি পরে করব বলে। এই কাজটা একটু করবেন না। যখন যেটা আ ডেডলাইন আছে সেই ডেডলাইনের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন। আর হয় কি একটু হালকা skill development আপনি বলছিলেন যে এটা আপনার মানসিক দক্ষতা উন্নয়ন করবে, অবশ্যই। তবে একটু শারীরিকভাবে একটু পরিশ্রম করতে হবে। তাহলে হবে কি, আপনার শরীরটা সুস্থ থাকবে, একটা ফিট থাকবে এবং ঘুমোনোর যে তাড়াটা আছে আপনার শরীরের ভেতর থেকেই সেটা একটা অনুভব আসবে যে, "না এখন আমার ঘুমিয়ে পড়া উচিত।" আ তো শরীর যখন ডাক দিবে তখন মনটা কিন্তু স্থির হয়ে যাবে এবং আপনি ঘুমোতে চলে যাবেন। এ বিষয়টা একটু হালকা যোগ ব্যায়াম করে নিতে পারেন। আর একটু মাঝে, মাঝে কাজের ফাঁকে ছোট, ছোট যদি একটু বিরতি নেন, একটু ১০ মিনিট এর একটা বিরতি, একটু হালকা আ শ্বাসপ্রশ্বাসের একটু ব্যায়াম। এই ছোট, ছোট কিছু অভ্যাসটা যদি আপনি প্র্যাকটিস করেন না, দেখবেন আপনার আ যে productivity আছে এটা অনেক বেড়ে যাচ্ছে, আপনি সুস্থ থাকতেছেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারতেছেন। রুটিন টাও ঠিক হতে পারে। কী মনে হয় আপনার? এই বিষয়ে কি কাজে লাগানো যাবে?
হুম, হুম। আচ্ছা, জি। হুম, হুম। জি, জি। হুম। আ হ্যাঁ। আ চমৎকার আসলে এই যে বললেন যে, যোগব্যায়ামের কথা, এইটা আসলে চিন্তা ওভাবে করা হয়নি। কারণ আমার সচরাচর দেখা গিয়েছে সকালবেলা উঠে উম যেই কাজটা হয় যে আমার উ নামাজ কালাম সেটা করতাম আগে। হ্যাঁ, আগেও কখনো করা হয়নি। কিন্তু আপনি এখন যেটা বললেন চমৎকার। কারণ এখন সকালবেলা উঠে তাড়াহুড়ো করে একটু ব্রেকফাস্ট হাতে নিয়ে দৌড় দেই। উম বা কাজগুলোতে বসে পড়ি। কোনোভাবেই ওটার দিকে মনে হয় না, এজন্য দেখা যাচ্ছে সারাদিনটা ক্লান্ত যা হচ্ছে। কিন্তু যদি আমি এটা কাজে লাগাই আমার কাছে মনে হয় যে আরো বেশি প্রোডাক্টিভ হবে আমার দিনটা, তো আপনার এই ছোট, ছোট পরামর্শগুলোর জন্য মানে আমার কাছে মনে হয় যে আমি এইব আ এখনকার যে প্রবলেমটা আছে, সেটা থেকে বের হতে পারবো। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ! আ এই পরামর্শগুলো দেওয়ার জন্য।
হুম, হুম। হুম। অবশ্যই। আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। আর আমি বিশ্বাস করি আপনি যে আ প্রোডাক্টিভভাবে দিনটা কাটানোর চেষ্টা করছেন, এইজন্য আপনাকে সাধুবাদ জানাই। আর আপনার দিনটা সুন্দর কাটুক আগামীর। আ এজন্য আপনার জন্য শুভকামনা।